বাহ! আপনার আ আ ডেসক্রিপশন শুনে আপু আমারই হচ্ছে যে আমি চোখ বন্ধ করে সেই জায়গাটা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এত্ত সুন্দর একটা সিরিন একটা জায়গা। আ আমিও হচ্ছে যে <chuckles> আমিও দেখি যদি আসলে আমার মানে সময় করতে পারি হয়তো আমি এইদিকে দেখতে যাবো। আমার আরেকটা জায়গা ঢাকা হুম, হুম। <chuckles>
হু, হু। <chuckles> আমি বলব যে আপনার যাওয়া উচিত। <chuckles> আপনার প্রচন্ড ভাল লাগবে।
হুম না অবশ্যই আমি যাব। আপনার recommendation টা একদম ফলো করতে হবে আমার। আর এর মধ্যে আ আমার ঢাকার মধ্যে যদি আর কোন জায়গায় খুব ঘুরতে ভালো লাগে সেটা হচ্ছে পুরান ঢাকা। তো দেখা যাচ্ছে first of all সেখানে তো অনেকগুলো monumental site আছে, তো সেখানে তো যাওয়া হয়, সেটার সাথে আবার পুরাণ ঢাকার খাবারটা। যদিও nature অত বেশি পুরান ঢাকায় নেই, কিন্তু খাবার একদম বেস্ট খাবার। অনেক মানে খাবার যেগু <laughs> হুম।
জি, জি। হু, হু। জী, জী। <chuckles> সেটা অবশ্য ঠিক বলেছেন কিন্তু। পুরান ঢাকার খাবার খেতে আমি প্রচন্ড খেতে পছন্দ করি। তা আমি খুব ঘুরঘুর, ঘুরঘুর করতে থাকি কোথায় কি খাবার পাওয়া যায় কোথায়। তো দেখা যায় যে এরকম করতে, করতে, করতে, করতে, আমার অনেক জায়গায় যাওয়া হয়ে পড়ে। তো ওই যে পুরান ঢাকায় পুরান ঢাকার কিছু খাবার অবশ্য এখন একটা ঝামেলা হয়ে গিয়েছে। যে আপনার ওই পুরান ঢাকায় গেলে ওই অথেন্টিক খাবারটা খুঁজে বের করতে হয়। এত বেশি কপি বা এত বেশি নকল হয়ে গেছে।
হুম। হু, হু। হু, হু, হু। হু, হু, হু। আচ্ছা। আচ্ছা। <chuckles> হুম। অবশ্যই। মেয়েটা হুম, হুম।
আপনি জানেন না একদিন হচ্ছে আমি আমাকে আ আমার একটা ফ্রেন্ড বলেছিল একটা আসলে একটা রিলস পাঠিয়েছিল। ওখানে হচ্ছে যে পুরান ঢাকায় একটা নেহারি আছে অথ অথেন্টিক একটা নেহারিটা ৩০ না ৪০ বছর ধরে চলছে। অ্যান্ড ওখানে জায়গা পাওয়া যায় না। তো কখন যেতে হবে? ভোর ৪:৩০ য় গিয়ে ওয়েট করতে হবে লাইনে দাঁড়ায়ে। ৭ঃ০০ বাজে খুলবে।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হুম, হুম, হুম। হু, হু, হু। হু, হু, হু। হু।
৭:৩০ টা থেকে ওরা সার্ভ করা শুরু করে। আমরা প্ল্যান করে গিয়েছিলাম আমাদের বের হতে, হতে ৫ঃ০০ টা বেজেছে। আমরা আমরা সবাই ভোরবেলায় রাস্তাঘাট ফাঁকা। তা আমরা ওখানে ৫:৩০ টায় গিয়ে দেখি তখন বিশাল লম্বা লাইন, গলির একদম শেষ মাথায় চলে আসছে। আমরা গায় একদম। তো গাড়িতে এটা দে গাড়ি পার্ক করে আসতে, আসতে দেখি যে না লাইন আরো বড় হয়ে গিয়েছে। পরে কিছুক্ষণ দাঁড়ায় থেকে বললাম যে না অসম্ভব। ১.৫ ঘণ্টা এখানে দাঁড়ায় থাকবো, সামনের মানুষগুলা শেষ হবে। ততক্ষণে যদি খাবার শেষ হয়ে যায় তাহলে আমাদের বৃথা।
বাহ! হুম, হুম। হুম। হুম, হুম, হুম। ও! এত সকালে না? হু, হু। হু, হু, হু। হুম। <chuckles> হুম, হুম। হুম, হুম। হুম।
পরে চলে আসলাম যে ভাবলাম আচ্ছা ঠিক আছে কিছু করার নেই। আরেকদিন আসতে হবে একদম সকাল, সকাল।
<chuckles> হুম, হুম।